হ্যাঁ তবে আমি একটা কথা বলতে চাচ্ছি যে আসলে দেখুন যে আমরা ১ম যে আমাদের কৃত্রিম সম্পর্ক সেটা হলো আমাদের বন্ধুত্ব school life এ। হুম। তো দেখুন এই সম্পর্কগুলা বজায় রাখার জন্য তারপরে আমাদের colleague, তারপরে বিভিন্ন আমাদের staff, তারপরে বিভিন্ন ধরনের লোকজনের সাথে যে মেলামেশা করতেছি শুধুমাত্র যে আমরা যে সমাজে দেখুন যে আসলে আমরা বন্ধু-বান্ধব, colleague, staff নিয়ে ব্যস্ত তা কিন্তু না। আমাদের সমাজে কিন্তু বহু প্রকার লোক আছে। যেমন কেউ রিকশা চালাচ্ছে, কেউ আপনার আ আপনার সা আমাদের রাস্তা পরিষ্কার করতেছে, হ্যাঁ? কেউ আবার আমাদের শিক্ষা দিতেছে, হ্যাঁ। এই যে বিভিন্নজন বিভিন্ন পেশায় জড়িত, হ্যাঁ? আপনি যদি শুধুমাত্র আপনার পরিবেশকে maintain করে যদি শুধুমাত্র ভ্রাতৃত্ববোধ বজায় রাখেন তাহলে কিন্তু ভাই এটা এটা কখনোই জি, জি।
জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। অবশ্যই। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই এটা হবে না ভাই। যেমন ধরেন আপনি একটা সুন্দর কথা বলেছেন যে আপনি মাইক্রো ফাইন্যান্সে চাকরি করছেন এবং আপনার বন্ধুরা কিন্তু অনেকে পড়াশোনা করছে। তো এখানে কিন্তু একটা পরিস্থিতি আছে বা একটা পরিবেশ আছে। যেমন ধরেন আপনার কিন্তু অফিসে যেতে হচ্ছে এবং আপনার কিন্তু নিজস্ব একটা কর্মজীবন আছে। সেই কর্মজীবনের ফাঁকে আপনি আসলে আপনার বন্ধুদেরকে কতটুকু সময় দিতে পারছেন সেটা কিন্তু matter করছে। যা কারণ আপনার কিন্তু একটা ব্যস্ত সময় পার করছেন। তো সবসময় যে একই রকম সময় দিতে পারবেন এরকমটা কিন্তু নয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার বন্ধুদেরকেও আসলে বুঝতে হবে যে আপনার একটা কর্মব্যস্ত জীবন আছে এবং সেই জীবনের মধ্যে যতটুকু না আপনার সুযোগ আছে সে সুযোগের ব্যবহার করে কিন্তু তাদেরকে সময় দিচ্ছেন এবং এই জিনিসটা আসলে আ বুঝতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয়?
জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। জি। জি, ভাই। উ হু, জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হু। উ হু। তা তো সম্ভব না ভাই, জি। উ হু। জি। হ্যাঁ, হ্যাঁ। জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। জি, জি হ্যাঁ আসলে দেখুন যে এই যে আপনি চমৎকারভাবে বললেন ভাই এটা কিন্তু আমাকে খুব ভালো লেগেছে যে আসলে বন্ধুদের বুঝতে হবে। সবাইকে বুঝতে হবে যে এটা আমাকেও বুঝতে হবে। যেমন দেখুন যে আমি অনেক ক্ষেত্রেই বুঝি যে আসলে যখন আমি চাকরি করে যখন তো সবাই সবসময় ভালো লাগে না। মা মাঝে, মাঝে মনে হয় একটু বাইরে বের হই। কিন্তু যখন দেখি আরেকটা বন্ধু সে online এ অনেক কাজ করে সে অনেক ব্যস্ত থাকে। সে কিন্তু দিনরাত ওর কাছে ২৪ ঘণ্টা সমানের মতো আর কি। ওর office কখন শুরু হয় না হয় অ বুঝেন তো ভাই। তো সেক্ষেত্রে আমি তেমন একটা মন খারাপ করে থাকে না। কারণ একাকী ঘুরে আসলেও, আ ছোট ভাইদের সাথে ঘুরলেও কিন্তু তেমন একটা feel পাই না। তো সেক্ষেত্রে এবং তারপরও তো আমাকে সম্পর্কটা বজায় রাখি। শুধুমাত্র দেখা যাচ্ছে শুক্রবার তো দেখা হচ্ছে আমি এটাই চিন্তা করি যে সে free থাকলে তো অবশ্যই আসতে হয়। সেক্ষেত্রে আমি এরকমই ভাবি আরকি negative positive positive ভাবেই কিন্তু আমি থাকি আরকি। তো আপনার ক্ষেত্রে কি মনে হয় ভাই?
জি। হ্যাঁ। জি, জি, জি। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই। জি। জি, জি, অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি, জি, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। অবশ্যই ভাই। জি, জি, জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা।

না, টাকা তো ভাই অভাব বলতে ভাই টাকা ইনকাম করবেন, টাকা আবার ফুরাবেন, টাকা আবার ইনকাম করবেন। এট এটাই ভাই জীবন। হ্যাঁ। তো কিন্তু সম্পর্কটা ভাই উদারতা কিন্তু বাড়িয়ে দেয় ভাই। হুম। হু, হুম। জি।
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। অবশ্যই, অবশ্যই ভাই সম্পর্ক হ্যাঁ, এটা আপনার সাথে একমত আমি যেহেতু সম্পর্ক সবসময়ই টাকা পয়সার উর্ধ্বে এবং আমার কাছে মনে হয় যে আমাদের সম্পর্ককে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আ টাকা পয়সা বা যেকোনো আসলে কর্মব্যস্ততার চেয়ে। তবে ভাই দেখুন, আমরা কিন্তু অনেক সময় আ একটা আমাদের কিন্তু জীবন আছে, ব্যক্তিগত জীবন আছে এবং আ কর্মজীবন আছে। সেই জীবনগুলোর যে pressure আছে, সে pressure এর জন্য আসলে সময় দেওয়া হয় না। তো সেইক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে পুরনো বন্ধুরা আছে, তাদের সাথে অনেকদিন যাবত কথা হচ্ছে না বা কোনো যোগাযোগ হচ্ছে না। তারা কিন্তু অনেকাংশে আ কষ্ট পেয়ে যায় বা রাগ করে। তো এই বিষয়টি সম্পর্কে আপনার মতামত কি? এটা আসলে কিভাবে handle করা যায়?
জি। হ্যাঁ। জি। হু, হুম। হ্যাঁ। হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই। জি জি, জি। হু, হুম। হু, হুম, হুম। জি, ভাই। হুম, ঠিক বলেছেন ই। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। আসলে ভাই এখন মানে আমাদের যে বন্ধুগুলো ছিল আমরা ৬, ৭ জন ছিলাম। আমরা কিন্তু বেশ জমিয়ে আড্ডা দিতাম আরকি প্রায় সব সময়। তো এখন আয় ২, ৩ জন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমরা ২, ৩ জন চাকরি নিয়ে ব্যস্ত। মানে ভাই জায়গাটা পড়ে আছে কিন্তু আমরা লোকগুলার আর কখনো যাচ্ছি না আরকি। উ তারপরও তারপরও দেখা যাচ্ছে যে ওইযে বললাম না? যে সব কিছুর উপরেই কিন্তু সম্পর্ক ভাই। হ্যাঁ? তো তারপরে আমরা চিন্তা করি কি শুক্রবারে আগে তো প্রতিদিন বসতাম, এখন গুলা হলেও শুক্রবারে করে আমরা একসঙ্গে বসে আড্ডা দিব, কথা বলবো, সময় কাটাবো। কারণ কি ভাই? সম্পর্ক চলে গেলে সম্পর্ক তৈরি হবে কিন্তু সেই সম্পর্কটা আর ফিরে আসবে না। হ্যাঁ? তো সেইক্ষেত্রে জি, ভাই। তো এইজন্য আরকি এইযে ভ্রাতৃত্ববোধের বিষয়টা, এটা কিন্তু বজায় থেকেই কিন্তু মানসিক প্রশান্তির জন্য চলতেই হবে ভাই। জি, ভাই।
জি। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, জি। একসাথে অ একসাথে হচ্ছেন। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। জি। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। অবশ্যই ভাই, খুবই সুন্দর একটা কথা বলেছেন ভাই। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। জি ভাই, জি, জি। অনেক সুন্দর করে ভাই আপনি জিনিসটা explain করেছেন। তবে ভাই, আ আপনাকে আমি একটা আ জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে ধরেন আ আসলে পরিবেশ, পরিস্থিতি সবকিছুর উপর কিন্তু ভিত্তি করেই আমরা একটা সম্পর্ক আসলে করি এবং আ সেই সম্পর্কের মধ্যে যে গভীরতা আছে সেটি নির্ধারণ করি। আ তবে ভাই আমার কাছে মনে হয় যে অনেক সময় কিন্তু অনেক পরিবেশও আমাদের মধ্যেকার যে সম্পর্ক আছে বা ভ্রাতৃত্ববোধ আছে, সে ভ্রাতৃত্ববোধকে কিন্তু প্রভাবিত করে। তো ভাই, আ তার পাশাপাশি কিন্তু শিক্ষাও আমাদের ভ্রাতৃত্ববোধকে প্রভাবিত করে। তবে তবে ভাই আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে, আ কেমন পরিবেশ বা শিক্ষা মানুষকে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে বা সম্পর্ক আছে, সেটিকে আসলে কিভাবে প্রভাবিত করছে?
হু, হুম। জি, ভাই। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জি, জি। হু, হু। জি, ভাই। হু, হুম। জি, জি। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু, হুম। হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, তা তো অবশ্যই। মানে আমাদের এখন বর্তমান হয়েছে কি? যে আসলে আমরা কিছু, কিছু ক্ষেত্রে এমন হয়ে গেছি easy কাজে busy, হ্যাঁ? কাজ কিছু না কিন্তু আমরা এমনভাবে ব্যস্ত হয়ে গেছি। হ্যাঁ? ওই জন্য বলেছি যে easy কাজে busy, হ্যাঁ? মানে সহজ কাজকে কঠিন করে ফেলেছি। কঠিন কাজকে কোনভাবেই করতেছি না। এই যে আমাদের যে কিছুটা মূল্যক্ষ মানে এ মানসিকতা যে অবক্ষয় হচ্ছে হুম? সেটা এখন না বললেই না। আর বিভিন্ন ধরনের সামাজিক প্রতিবন্ধকতার কারণে মানুষ মানে একঘেয়েমিতা হয়ে যাচ্ছে আর একাকীত্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ? আগে পৃথিবীতে কম লোক থাকাতেও সম্পর্ক ভালো ছিল। এখন এত লোক বৃদ্ধি হয়েছে তারপরও কিন্তু ভাই তেমন হচ্ছে
জি, জি। জি। আচ্ছা। জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। <giggles> জি, জি, জি। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। জি। অবশ্যই। অবশ্যই, অবশ্যই। জি ভাই। জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন ভাই যে আমাদের সমাজে এখন যে সম্পর্ক আছে বা ভ্রাতৃত্ববোধ আছে, সে ভ্রাতৃত্ববোধে আসলে কতটুকু না হ্যাম্পার আমরা নিজেরাই করছি। আ তবে ভাই আজকে আপনার সাথে কথা বলে আমার অনেক আ আনন্দ অনুভব হচ্ছে এবং আ আশা করছি পরবর্তী সময়ে অনেক কথা হবে, অনেক, অনেক experience share করা হবে এবং একজনের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু আমরা নতুন কিছু শিখতে পারি। আজকে আপনার সাথে কথা বলে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি এবং অনেকখানি আনন্দিত হয়েছি। আশা করছি ভালো থাকবেন এবং আপনার পরিবার-পরিজনকে নিয়ে ভালো থাকবেন।
জি ভাই। হুম। জি। উহুম। জি ভাই। উহুম। হ্যা, জি ভাই। জি ভাই। জি, জি। জি। <chuckles> জ্বি ভাই। ধন্যবাদ। জি। উহুম। উহুম। জ্বি ভাই, আপনিও ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। আপনার সাথেও কথা বলে আমার খুব একটা আনন্দ লেগেছে এবং অনেক কিছু শিখতেও পারলাম। তো আপনি সেই ভালো থাকবেন। আপনার সুস্থতা কামনা করি। সেটাই। শুভরাত্রি ভাই।
জি। জি, অবশ্যই, অবশ্যই। জি। জি, জি, জি। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, অবশ্যই ভাই। দোয়া করবেন, ভালো থাকবেন। শুভরাত্রি এবং শুভকামনা রইল।

জি ভাই, আপনিও খুবই সুন্দর করে কিন্তু জিনিসটা এখানে বলছেন। যেমন ধরেন, আ সম্পর্ক কতটুকু গভীর হবে এবং কতটুকু আসলে, আ আমাদের মধ্যে আসলে স্থান করবে, আ সেটা কিন্তু আসলে নির্ভর করছে যে আপনার মানসিকতা বা আপনার চিন্তা করার ধরণটা আসলে কেমন। যেমন ধরেন, আ আ আপনার আমার জ আমার আমার একটা কর্মব্যস্ত জীবন আছে বা আমার অনেক বন্ধুদেরও কর্মব্যস্ত জীবন আছে। তো আমার যখন আসলে যখন free time থাকে তখন কিন্তু আসলে আমার free বন্ধুদেরও যে free time থাকবে এরকমটা কিন্তু নয়। তাদের যে এ তাদের তাদের যখন আসলে কর্মব্যস্ত জীবন থাকে বা তারা যখন আসলে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকে তখন কিন্তু আসলে আসে বোঝার চেষ্টা করি যে আচ্ছা আমার বন্ধুটা হয়তো বা তার তার কাজ নিয়ে আসলে ব্যস্ত। তো তো সে সে হয়তো বা এখন সেইভাবে আর সময় দিতে পারবে না। তো এই বিষয়গুলো কিন্তু বিবেচনা করে আমি আসলে আমার বন্ধুর সাথে কিন্তু একটা যে সুম মধুর সম্পর্ক আছে সেই সু মধুর সম্পর্কটা বজায় রাখার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে এই যে বুঝতে পারা যে বিষয়টা আছে বা এই যে বোঝাপড়া যে বিষয়টা আছে সেই বোঝাপড়া বিষয়টি যদি, আ ভালো ভাবে থাকে বা সুমধুর থাকে তাহলে সম্পর্কও সুমধুর থাকে। তবে ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আজকে আমাদের মধ্যে কিন্তু অনেক ভাবেই যে সম্পর্ক আছে সেটা কিন্তু অনেকাংশে আ অবনতি হচ্ছে বা আমাদের মধ্যে, যে ভ্রাতৃত্ববোধ আছে সেটা কিন্তু অনেকাংশে কমে যাচ্ছে। তো সেই কমে যাওয়ার পিছনে আপনি আসলে কোন কারণটাকে বেশি দায়ী করবেন বা সমাজে আসলে কোন, কোন কারণে ভ্রাতৃত্ববোধটা কমে যাচ্ছে?
উম জি। উম হুম। জি, জি। হু, হু। উ হু। জি, জি, জি। উম হুম। জি, ভাই। জি। জি, ভাই। জি। হু, হু। জি, ভাই। হুম, হুম। আচ্ছা, আচ্ছা হ্যাঁ, তা তো অবশ্যই ভাই। উম হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ তা তো অবশ্যই। উম জি, জি, জি। অ্যা হ্যাঁ, জি। জি, জি। হ্যাঁ, তা তো অবশ্যই। জি অবশ্যই। উহু। জি। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই। জি, জি। জি, জি, জি। মানে হু, হু। জি, ভাই। এখানে মানুষ মানুষের মূল্যবোধটা একমাত্র নেই। আর ২য় কথা হলো প্রযুক্তি আমাদের, হ্যাঁ? এই যে আপনার social platform, আপনার বিভিন্ন যে platform গুলা আছে মানুষকে এমনভাবে গ্রাস করে দিয়েছে। যেমন আপনাকে একটা উদাহরণ দেই। আপনি আমরা টি আমি ঐযে দেখলাম একটা বাচ্চা টিভি দেখার জন্য অ্যা কি গিয়েছে, হ্যাঁ? পাশের রুমে। তা এস তার হাতে phone ছিল কিন্তু। আমি তাকে observe করেই যাচ্ছি তখন থেকে। তো দেখলাম যে টিভি দেখতে গেছে তারপর টিভিটা on করে সে phone এই কিন্তু ব্যস্ত।
জি। জি, জি, জি, জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি। জি। আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।

Hello, জি ভাই। শুভ রাত্রি। কেমন আছেন ভাই?
Hello, শুভরাত্রি। কেমন আছেন ভাই?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
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি, আপনি ভালো আছেন শুনে আমিও খুব বেশি আনন্দিত হয়েছি এবং আমিও ভালো আছি ভাই। তবে ভাই আপনার দিনটি কেমন কেটেছে বলুন?
আচ্ছা, তো ভাই উ হুম। আমার দিনটাই খুব ভালো গিয়েছে। অ্যা বিশেষ করে দুপুরে একটু রোদ ছে উঠে উ উ উঠছিল। ভাবলাম যে, মনে হয় ফের সেই গরমের দিকে ফিরে গেলাম নাকি আবার? একটু আবার একটু পরেই বৃষ্টি হয়েছিল। হ্যাঁ? মেঘলা আকাশ জি ভাই।
আচ্ছা, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা জি, জি অবশ্যই দেখুন ভাই বৃষ্টির দিন দেখুন অনেক বেশি বৃষ্টি হলে আমরা বিরক্ত হই এবং এই গরমের মধ্যে কিন্তু বৃষ্টি না হলে তখন কিন্তু আবার বৃষ্টির আশা করি। তো এটা কিন্তু একটা আ গুরুত্বপূর্ণ দিক আমাদের মানুষের। যে হচ্ছে আমরা আসলে যেটা পাই সেটা আসলে চাই না। তো এরকমটা হয়। তবে ভাই একটা কথা, এই যে বৃষ্টির দিন, এই বৃষ্টির দিনে কিন্তু আড্ডা দিতে ভালো লাগে এবং আ যে বন্ধু-বান্ধব আছে তাদের সাথে সময় কাটাতে খুব বেশি ভালো লাগে। আপনার কি এরকমটা হয়?
হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি। জি, জি। তা তো অবশ্যই। হু, হুম। হু, হুম। জি, জি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু, হুম। উম! এটা তো দারুন। হ্যাঁ, এটা তো মানে বলার অবকাশই নেই। আর আসলে বৃষ্টির দিনে তো ওই যে হয় না যে, প্রকৃতির সাথে একটু মিশে যেতে মন চায়।
জি, জি, জি, অবশ্যই। জি। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই, অবশ্যই। জি ভাই ঠিক বলেছেন। এবং এই যে ভ্রাতৃত্ববোধের যে বিষয়টি আছে আমার কাছে মনে হয়। এই দিন বন্ধুদের সাথে সময় কাটালে সেটা অনেকখানি বৃদ্ধি পায়। আপনার কি মনে হয়?
জি ভাই। হু, জি। হু, হু। হ্যাঁ ভাই, আসলে দেখুন যে, যখন আপনি সময় কাটাবেন মানুষের সাথে, হুম? আমাদের তো ভ্রাতৃত্ববোধের জন্য এমন কিছু আহামরি করতে হয় তা কিন্তু না। হুম? <smacks lips> আমরা সরল মন নিয়ে যদি সবার সাথে একটু করে সময় কাটাই, সবাইকে সম্মান করি, হ্যাঁ? তাদের কাঙ্ক্ষিত সময়গুলো দেই তাহলে দেখবেন যে, সুন্দরভাবে আমাদের ভ্রাতৃত্ববোধটা কিন্তু অ্যাঁ বজায় থাকতে পারে, হ্যাঁ? আর এটা বাড়ানোর জন্য যে, আহামরি কিছু করতে হয় তা কিন্তু না ভাই। মানুষকে সময় দিন, মানুষকে ভালোবাসুন। দেখবেন যে, একজন একজনের সাথে এমনি ভ্রাতৃত্ব বেড়ে যাবে, তাই না? তো কি মনে করেন।
জি। জি, জি, জি, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, জি। জি, জি, জি। জি, জি, জি। অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই। জি, অবশ্যই, অবশ্যই। জি, ভাই। জি। অবশ্যই, অবশ্যই। জি। অবশ্যই, অবশ্যই ঠিক ভাই। আপনি আপনি এত সুন্দর করে কথাগুলো বলছেন, আমার শুনে অনেক ভালো লাগছে যে, আ আসলে দেখুন আমরা কিন্তু চাইলেই আমাদের যে, এই আ সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে অনেক সুন্দর করতে পারি এবং আ আরেকটু গভীর করতে পারি। সেক্ষেত্রে আসলে আমার মনে হয় যে, আ সময় দেওয়ার যে বিষয়টা আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং আ বেশি, বেশি, করে যদি সময় দেই, তাহলে কিন্তু আসলে আমার আমার কাছে মনে হয় যে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটা অনেকাংশে আ বৃদ্ধি পেতে পারে। তো ভাই দেখুন আজকে আপনার আমি এখন কথা বলছি। তো আপনার সাথে আমার একটা আ একটা ভালো একটা সম্পর্ক হতে পারে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হতে পারে। দেখুন এটা কিন্তু আসলে সম্পূর্ণ নিজেদের উপর যে, আপনি আসলে কাকে সময় দিবেন, কার সাথে আপনার যেই গভীর সম্পর্ক আছে সেটাকে গভীর করবেন। সেক্ষেত্রে আপনার মতামতটা কি ভাই?
জি। ধন্যবাদ। জি। জি। হুম, হুম। জি, ভাই। হুম, হুম। জি, ভাই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ। জি, ভাই জি। আচ্ছা। <chuckles> জি, তা তো অবশ্যই। হ্যাঁ, তা তো অবশ্যই। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম।

হ্যাঁ, তা তো অবশ্যই দেখুন যে আসলে বন্ধু-বান্ধব বলুন তারপরে আমাদের এ চলাফেরার পথে বলুন এই যে আমাদের আমি একটা মাইক্রোক্রেডিটে চাকরি করি, হ্যাঁ? তো তাদের সাথে অ্যাঁ ব আমি অনেকগুলো ক্লায়েন্ট আছে, সদস্য আছে, হুম? তো তাদের সাথে কিন্তু আমি প্রথমে সুসম্পর্ক তৈরি করেছি, হুম? কারণ আমি চিন্তা করলাম যে কাজের উপরে কিন্তু আগে সম্পর্ক ভাই। কাজ তো automatic হবেই কিন্তু কাজকে উপেক্ষা করে যদি সম্পর্কে আমি যদি তুচ্ছ-তাচ্ছিল্য করি তাহলে আমি এ জায়গাতে ঠিক টিকে থাকতে পারব না। আর বিশেষ করে এটা মাই-মাইক্রোক্রেডিট। তো আমি, আমি এটা নিয়ে খুব sensitive যে আসলে আমি যেখানেই থাকু থাকি বা যে কর্মই করি, ব্যবস্থাই থাকি at least মানুষের সাথে আমাকে ভ্রাতৃত্ববোধ বজায় রেখেই কিন্তু মিশবো। কারণ সবার ঊর্ধ্বে তো ভাই মানুষ, তাই না?
জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, জি, জি, জি, জি। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো ভাই। জি, জি, জি। আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জি। অবশ্যই, অবশ্যই। জি ভাই। জি, জি, জি। জি, জি, অবশ্যই, অবশ্যই, অবশ্যই। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি। জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি। অবশ্যই, অবশ্যই, অবশ্যই। জি, জি, জি, অবশ্যই। সবার ঊর্ধ্বে ভাই এই সম্পর্কটা। দেখুন, আমরা অনেক সময় এরকমটাও করি যে হচ্ছে, আ সম্পর্কের চেয়ে বেশি আসলে টাকা পয়সা এগুলোকে খুব বেশি গুরুত্ব দিই। এটা কিন্তু ভাই কোনভাবেই কাম্য নয়। সেক্ষেত্রে আপনার মতামতটা কি ভাই?
জি। জি। হুম। জি ভাই। হু, হুম। না। হ্যাঁ, হ্যাঁ। হু, হুম। আসলে ভাই আমার কাছে টাকা-পয়সা অ্যাঁ হ্যাঁ, মানে এই যে বলেন না একজন বলেছিল যে টাকা হাতের ময়লা, হুম? ময়লা কিন্তু পরিষ্কার হবে কিন্তু সম্পর্ক
জি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আসলে, আসলে। ভাই, ভাই, ভাই। না ভাই, টাকা হাতের ময়লা না ভাই। টাকার অভাব যে কত কঠিন ভাই এটা আসলে যখন অভাবে আসে তখন আসলে মানুষ বুঝতে পারে।
ভাই হুম।